আসলে, আসলে। আ আপনি যেমনটা বলছিলাম যে আপনার সাথে আসলে আমি একদমই একমত যে আমাদের আসলে কিন্তু মানে আমরা অবশ্য ছে মানে ছেলে হয়ে আসলে অনেক ব্যস্তই থাকি সবসময়। তো এছাড়া আসলে ব্যস্ততার পরেও কিন্তু আমাদের উচিত যে পরিবারকে মানে একটা তাদের যে পাওনা সময়টুকু, ওই সময়টুকু আসলে দেওয়া উচিত আসলে আমাদের। তো আ এক্ষেত্রে আমি যেটা করি আসলে মানে আমি আ যেরকম সারাদিন যদি বাসার বাইরে থাকি তো বাসায় আসার সময় দেখা যায় কি আমি হয়তো আম্মু বাবার যে পছন্দের খাওয়ার জিনিস বা কিছু যে পছন্দ করে আমি আজকে নিয়ে আসি। নিয়ে এসে হয়তো প্রথমেই আ মা-বাবার আ মানে পাশে বসে হয়তো কিছুক্ষণ গল্প করি। তারা সারাদিন কি করলো কেমন থাকলো। ওই, ওই গল্পটা আসলে করি, তাদের মনের খবরটা জানার চেষ্টা করি। তো এরকমই আসলে প্রত্যেকদিন আমার করা হয়। তো এছাড়া আসলে আ দেখা যায় কি আ আমার বোনের সাথে আসলে আ বা একটা টাইম এ ভালোই গল্প করা হয় কারণ আমার পড়ালেখার খোঁজখবর সেই নেয়। তো তখন দেখা যায় একটা ভালো সময় তার সাথে কাটানো হয়। তো এইভাবে আসলে দেখা যায় কি আমার পরিবারের সাথে আমার সময়টা কাটানো হয়ে যায়। এছাড়া যেরকমটা হয় যে আমরা আ প্রতি সপ্তাহে চেষ্টা করি যে সবাই একসাথে মিলে আরেকটু বাইরে বের হওয়ার। তাহলে দেখা যায় কি মানে আমাদের ওই বা সম্পর্কের যে বন্ধনটা আরো একটু দৃঢ় হয়ে উঠে। তো এগুলো আসলে আমি যেটা মনে করি যে সবারই আসলে এরকম সময় আসলে পরিবারকে দেওয়া উচিত। হ্যাঁ। তো এছাড়া আ আসলে আ দেখা যায় আমরা এখন ইদানিং কিন্তু সবথেকে ভয়ানক বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সবাই একসাথে মানে থাকলেও সবাই সবার ফোনের দিকে আসলে তাকিয়ে থাকি। কিন্তু এটা কিন্তু আসলে উচিত না। তো দেখা যায় তাদের সাথে একটু গল্প করা বা ফোনটা যাতে সাইড এ রাখা বা একসাথে বসে সব একবেলা ভাত খাওয়া ঐটা কিন্তু অনেক আ দরকারি একটা বিষয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এটা মনে করে আছি। আপনি কি মনে করেন ভাই?
জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, জি। হু, হু। হ্যাঁ। জি, হু, হু। জি। হু, হু। জি, হু, হু। বাহ! জি। হু, হু। হ্যাঁ। হু, হু। হু, জি। হু, হু। হ্যাঁ। জি, হু, হু। হু, হু। হু, হু, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, হু, হু। হু, হু। জি। হ্যাঁ অবশ্যই। হু, হু। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, হু, হ্যাঁ। হু, হু। হ্যাঁ। ,অবশ্যই। হ্যাঁ আমি আপনার সাথে অবশ্যই সহমত ভাই। আপনি যেটা বলেছেন আপনি যথার্থই বলেছেন। আ কারণ আপনার দিন শেষে কিন্তু পরিবারেই আমাদের সঙ্গী। যেটা বলেন না কেন? আমার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন যেই যেভাবে থাক না কেন? কিন্তু দিন শেষে আপনাকে আপনার পরিবারের কাছেই ফিরে আসতে হয়। সো আমার কাছে মনে হয় যে এই পরিবারের যে যেই সদস্য যারাই থাক মা-বাবা, ভাই-বোন সবার সাথেই আমাদের একটা বন্ধুসুলভ আমি মনে করি আচরণ করা উচিত এবং সবারই মাইন্ডটা সেইভাবেই থাকা উচিত। কারণ দেখেন আমরা যখন অ্যা বাইরে থাকি কিন্তু অনেক সময় পরিবারের লোক বুঝতে পারবে না যে আমি বাইরে কি করতেছি। আমি, আমি ভালো অবস্থায় আছি নাকি আমি কোন খারাপ অবস্থায় আছি নাকি আমার ভেতরে কোন টেনশন বা চাপের মধ্যে আমি আছি নাকি? অনেক সময় কিন্তু তারা আমাদেরকে দেখে বুঝতে পারে না বা আমরাও তাদেরকে বুঝতে দেই না যে থাক আমি এই যে একটা খারাপ অবস্থায় আছি। এটা বললে তারা টেনশন করবে। কিন্তু, কিন্তু এই জিনিসগুলো হয় কি দেখা যাচ্ছে যে পিতা-মাতা তো তারা কিন্তু আমাদের যেহেতু জন্ম দিছে তার মানে আমাদের মুখ দেখলেই তারা বুঝতে পারবে যে আমি কোন, কোন অসুবিধায় আছি নাকি বা কোন খারাপ ইয়াতে আছি নাকি। তো এক্ষেত্রে দেখা যায় যে উভয় দুইজনেই কিন্তু একটা টেনশন এ থাকে। যে মা-বাবা মনে করে হয়তো বাবার ছেলে কোন সম সমস্যায় আছে বা আপনি মনে করছেন যে আমি এটা বললে তারা একটা সমস্যায় পড়বে।
জি, জি। হু, হু। হ্যাঁ। জি। অবশ্যই। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। টেনশন করবো জি। হু, হু। আসলেই হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি।

অবশ্যই। আসলেই কিন্তু মা-বাবা কিন্তু বা পরিবারের যারা থাকে, তারা কিন্তু আমাদের থেকে এতটুকুই চায় আসলে। তারা হয়তো বুঝে, আমরা অনেক ব্যস্ত। এটাই আসলে চায়। তো ভাই আসলে আপনার সাথে এই বিষয়ে কথা বলে আমার অনেক ভাল্লাগলো, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, পরিবারের বিষয়ে বা কিভাবে কি করছেন। হয়তো আপনার সাথে এই বিষয়ে আমার আবার কথা হবে অনেক। তো আ সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনার পরিবারকে নিয়ে আপনি অনেক সুখ শান্তিত থাকবেন। আশা করি, আ ভালোই থাকবেন। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।
উম-হুম। জি। হু, হু, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। জ্বী, জ্বী। হু, হু। উম-হুম জ্বী, ধন্যবাদ। <clears throat> হুম <smacks lips> হ্যাঁ। জ্বী। হুম। মহুম, ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, এ আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আবার সামনে আমাদের কথা হবে। ভালো থাকবেন, সুস্থ
হু, হু। অবশ্যই।